আহ, বুঝতে পেরেছি। মানে আপনার আসলে ইচ্ছেটা হচ্ছে যে, আসলে এটা তো আসলে dream project তো ওটাকে আসলে ওইভাবেই আসলে রাখা, যেটা আসলে আ মানে ই করা। কিন্তু আস পাশাপাশি আপনি আরো কিছু করতে যাচ্ছেন, বা এটাকে আসলে আপনি আপাতত ফুল টাইম এর হিসাবে ধরছেন না। কিন্তু যদি ভবিষ্যতে ওরকম কিছু হয়, তখন হয়তো আপনি আসলে
না, না, ফুল টাইম ধরছি না। তার কারণ অন্য। এইটা তো আমি ১ম, এই যেমন বলেছি যে, অ্যা এটা একটা charity র মত। তো আমি যদি আমার বাকি সব কাজ বাদ দিয়ে এখানে চলে আসি, আ তো তখন হবে কি, এই, এইখান থেকে নেওয়ার একটা প্রবণতা চলে আসবে। অবশ্যই আমার বেঁচে থাকার জন্য তো টাকার দরকার, তাই না? তো আ মনে হবে যে, না, প্রফিট এইটা থাক বা লাভটা থাক। আয় আসছে এটা থাক। অ্যা এটা আমার প্রাপ্য, বা এটা আমি মেনেজ করতেছি। এই জিনিসগুলা যেন না আসে একটা প্রতিষ্ঠানে। সেই কারণেই এই দূরে থাকার চিন্তা করা। এখন জানি না, হয়তোবা সঠিকভাবে পরিচালনার জন্যে আমাকে নিজেও এসে বসা লাগতে পারে। আ যদি করা লাগে, করব। এমন না যে, আমার আপত্তি আছে। দেখা যাক কি হয় আরকি।
আ আচ্ছা, আচ্ছা। রাইট। হুম, কয় একদম, একদম, একদমই তাই। আহ বুঝতে পেরেছি। অহ বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। বা শুনে কিন্তু বেশ ভালো লাগলো যে, আপনি আসলে এটা করছেন বা আপনার আসলে উৎসাহ আছে। তো এর কারণে কি আপনি আসলে ভেবেছেন যে, আপনি আ থাকে না, যে, এখন অ বিভিন্ন ধরনের সো সোশ্যাল মিডিয়াতে আ একটু ব বক্তৃতা মানে, সরি, actually পোস্ট করা, যে, আসলে। আহ, সেন দুঃখিত আ মানে পোস্ট করা ব্যাপারটা। তো এটা নিয়ে কি আসলে আপনার ভাবনাটা কি? যে, আপনার প্রজেক্টটা নিয়ে আপনি কিভাবে ক আ করতে চাচ্ছেন বা কিভাবে এগোতে চাচ্ছেন?
আচ্ছা, রক্কিতা আচ্ছা। ওকে।

বাহ! আ এটা কিন্তু বেশ দারুন বললেন। যেহেতু আসলে বন্ধুরা তাই করেছে। কিন্তু অনেক সময় দেখা যায় না যে, বন্ধুদের থেকেও কিন্তু আসলে সাহায্যের একটা হাত চলে আসে, বা তারা কিন্তু আসলে এট লিস্ট সাহায্য, মানে অর্থনৈতিক না হলেও, সেটা কিন্তু আ মানসিকভাবে হোক, বা হচ্ছে আ ব উপদেশ দিয়ে হোক, বা হচ্ছে আপনাকে কোন পরামর্শ দিয়ে হোক, আ সেটা কিন্তু তারা করে থাকে। তো, এরকম কোনো আসলে আ আ আপনি আসলে কখনো সাহায্য আ মানে আশা করেন কিনা, বা আপনার কি আপনি কি মনে করেন, আ মানে আশা বলতে আসলে মানে আমি বোঝাচ্ছি যে, হয়তো আ থাকে না যে, কখনো কখনো আসলে এটা করা যে, আপনি আসলে একটু কনফিডেন্স থাকে যে, আপনার বন্ধু হয়তো সাহায্য করবে। রাইট? এটা আসলে কখনো আপনার ভিতর আসে কিনা?
অবশ্যই। একদম, একদম। দেখেন আমি আশা করি নাহ। এটা একটা চিন্তা করা যে, তাদের থেকে হয়তোবা একটু পাশে পাবো এই আরকি। জি, জি এমন না, এমন কোন কিছু চিন্তা করি না। কারণ এটা ওই যে বললাম না, হা মানুষ সহায়তা করতে চায়, সবাই বলে। কিন্তু চ্যারিটি কিন্তু কঠিন কাজ। এটা বাস্তব মেনে নিতে হবে। যে কাউকে যদি আমি যায়া বলি যে, আমি একটা, আ এটা অবশ্যই ব্যবসা, এম এমন না যে একদম শুধুমাত্র চ্যারিটি। কিন্তু আমি যায়া যদি বলি যে, আচ্ছা আমি এমন একটা ব্যবসার কথা চিন্তা করেছি, যেখানে হয়তোবা আম একটা নির্দিষ্ট সময় পরে, ১ বছর বা ২ বছর পরে, প্রত্যেক মাসে সেখান থেকে ৫ লক্ষ টাকা লাভ আসতে পারে, বা ২ লক্ষ টাকা লাভ আসতে পারে। কিন্তু তার সেভেন্টি পার্সেন্ট, মানে ১,৪০,০০০ টাকা আ শুধু এদের পেছনে চলে যাবে। তো তখনই তো এরা, আ মানে পিছায়া যাবে। বা সাধারণত পিছায়া যায়। তো আমি এইভাবে চিন্তা করিনি হ্যাঁ, তো এই কারণে বন্ধু বান্ধবের প্রতি, হ্যাঁ, ভালো কথা, আমি জানাচ্ছি। আমি কিছু একটা করতেছি। আ তুমি আমার বন্ধু, আমি জানাইলাম। ইটস ওকে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আ আমি তাদের কাছ থেকে আশা করি না। আর আমার আশা বা নিজের অনেক ব্যক্তিগত কানেকশন আছে। তাদের সাথে শেয়ার করি, তাদেরকে বলি যে, "আচ্ছা ভাই, আমাদেরকে এই সাপোর্টটা দিতে হবে।" একজন অলরেডি অফিস দিতে চেয়েছে যে, আচ্ছা, তোমরা যদি শুরু করো, আ তাহলে আমার অফিস আছে। তোমার, আমার অফিসের ২ টা রুম তোমরা ব্যবহার করতে পারো। তো এভাবে সাপোর্ট হয়ে যাবে। আগে আমার দিক থেকে যখন আমি রেডি করতে পারবো, বাকিটা আমার, হ্যাঁ, আমার কানেকশন দিয়ে আমি এগুলা মেনেজ করতে পারবো।
হু। রাইট। ওকে। হ্যাঁ। আ সাধারণত আসলে এটাই হয়ে থাকে। হুম। বা করতে যাচ্ছেন, হু। ওকে। ওকে, উঁহু। বাহ! রেডি হতে পারবেন। হুম।

<chuckles> জি, অবশ্যই। আসলে, উম যেহেতু আপনার সেটা ড্রিম একটা প্রজেক্ট বলা যায় বা আসলে, আপনার আ খুবই আ পছন্দের একটা প্রজেক্ট। তাহলে আপনি আসলে, যদি যখন চেষ্টা করেন, তাহলে অবশ্যই পারবেন। তো এই যে, আসলে, আপনি যখন আ শুরু করার কথা ভাবছেন। তো তার ভিতরে তো আসলে, অনেক এ চেলেঞ্জ যে, আসলে মুখোমুখি, যদিও আপনি আসলে বলে দিয়েছিলেন যে, একটা ফান্ডের ব্যাপার আছে বা সেটাকে আসলে, আ এই জিনিসটা আসলে দরকার। তো এটা ছাড়া মানে আপনি আসলে কি, কি চেলেঞ্জ আসলে ফেস করেছিলেন? মানে ফান্ডেরটা তো আসলে বলে দিলেন। বাকি আসলে আ কি, কি চেলেঞ্জের সম্মুখীন আসলে আপনাকে হতে হয়েছিল?
একদম। ধন্যবাদ। অবশ্যই। অনেক বেশি দরকার। দেখেন, অ বেশিরভাগ সমস্যা, ফান্ড দিয়ে কিছুটা হইলেও সমাধান করা যায়। আরেকটা ব্যাপার থাকে কি? অ্যা এখন তো আসলে গতিময় জীবন সবাই খুব ব্যস্ত। তো অ্যা চ্যারিটি মূলক কাজে সবার অংশগ্রহণ কম বা এই ধরনের কাজে যদি আমার কাছে হয়তোবা ফান্ড ও আছে। অ্যা কিন্তু অ আমি যে, একটা চা যেকোনো একটা ছেলে বা একটা ডিজাইনার বা যারা এই বিষয়টা মেনেজ করবে, এইট এদেরকে নিয়োগ দিব। এরা এই কাজ করতে আগ্রহী না। মনে করে যে, "আচ্ছা ২ দিন পর হাওয়া হয়ে যাবে।" অ্যা এই একটা ব্যাপার আছে। তো খুব ছোট করে কিভাবে
আচ্ছা। একদম। জি। হ্যাঁ, একটু, একটু অ অবিশ্বাসের আসলে একটা জিনিস চলে আসে।
অবশ্যই। তো কিভাবে খুব কম মানুষ দিয়ে এটাকে মেনেজ করা যায়? সেই রকমই চলছে। পজিটিভ সাইড হচ্ছে, আমি একটা আইটি ফার্মে চাকরি, করি। তো আমার এই ওয়েবসাইট বা সিস্টেম তৈরিতে এক্সট্রা করে কোনো খরচ করতে হবে না। আশা করি। আ তো সেভাবেই চলছে।
উম। ও! বাহ! মানে আপনি আসলে, ওখান থেকে আসলে, উপকারটা পেয়ে যাচ্ছেন। একটা এক্সট্রা দ্যা বেনিফিট এর মত।
হ্যাঁ, হ্যাঁ। জি। আরো প্রতিষ্ঠানেরও যেহেতু অনেক কাজ থাকে, তো সেগুলোর ফাঁকে, ফাঁকে করতে হচ্ছে। একটু <chuckles> দীর্ঘ সময় যাচ্ছে। এটা বড় ব্যাপার। আর ওই বাকি সমস্যা, যখন হয়তোবা মাঠে নামবো তখন বুঝতে পারব। এখন পর্যন্ত এইগুলাই।
হুম। বুঝতে পেরেছি।